একটা বিষয় নিয়ে বেশ এ দ্বিধার মাঝখান আছি। আসলে ভাবছিলাম যে কি করবো? আর কোন পথে এগোলে যে ভালো হবে? সেটাও ঠিক বুঝতে পারছিলাম না। আসলে দীর্ঘদিন ধরে একটা অভ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছি তো। আ এই অভ্যাসের মধ্যে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এখান থেকে বেরোতেও কেমন যেন একটু ভয়, ভয় লাগছে যে, অম নতুন কোন পরিবেশ বা, নতুন কোনো চ্যালেঞ্জ নিবো, সেটাও আসলে মানসিকভাবে নিজেকে সেরকমভাবে প্রস্তুত করতে পারছি না। ভাবলাম কারো সাথে যদি পরামর্শ করতে পারি, আমি হয়তোবা একটা সঠিক পরামর্শ পেতাম। এই কারণে আপনার সাথে কথা বলা। আপনি কি এ বিষয়ে আমাকে কোন সহযোগিতা করতে পারবেন?
আ বুঝতে পারছি। ই অবশ্যই। আপনি যেভাবে ব কথাগুলো বললেন, তাতে কিন্তু আ একটা জিনিস বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে, আপনি কোন একটা বিষয় নিয়ে একটু আ চিন্তার মধ্যে আছেন এবং বুঝতে পারছেন না যে কিভাবে আ কাজটা করবেন? বা, কোন কিছু নিয়ে, যেটা নিয়ে ভাবছেন, সেটার আসলে একটা পথ আপনি পাচ্ছেন না। আন তো আপনি যদি আমাকে একটু ক্লিয়ারলি বলতেন যে, আসলে কী নিয়ে এরকম উম মনে হচ্ছে? তাহলে আমার আপনাকে কিছু পরামর্শ দিয়ে সহায়তা করতে সুবিধা হতো।
নিশ্চয়ই। এ ১মে ই আপনাকে ধন্যবাদ জানাই যে, আমার কথাটা আপনি শুনতে চেয়েছেন। তো এখানে আমি বেশ স্বস্তি পেলাম। আসলে হয়েছে কি না যে উম উম উম ধরুন, আমি একটু আরামপ্রিয় বলতে পারেন। আরামপ্রিয় সেই অর্থে যে ঘুমাতে পছন্দ করি বা আ একটু রেস্ট নিতে পছন্দ করি, সেই রকম না। মানে হয় না যে, একটা স্বস্তিকর পরিবেশ আ যে কাজটা আমি পারি, সেই কাজের মধ্যেই সবসময় থেকে থাকা। মানে জীবনে যে অনেকে আছে এই যে, উ উচ্চ লক্ষ্যমাত্রা ঠিক করা আ যেমন অনেক বন্ধুদের দেখি তারা আ খুব দ্রুতই চাকরি উম চেঞ্জ করতেছে। তারা আজকে হয়তো একটা পজিশনে আছে, ১ ২ বছরের মধ্যেই দেখা যাচ্ছে ভালো একটা অফার পেয়ে আরেকটা আ প্রতিষ্ঠানে চলে গেল। নতুন একটা দায়িত্ব নিয়ে চলে গেল। তো আমার মাঝে ঐরকম যে উচ্চাভিলাষ বা জীবনে অনেক কিছু করতে হবে, এই জায়গাটা আব তেমন একটা তৈরি হয়নি। তবে ইদানীং লক্ষ্য করলাম যে, আসলে এরকমভাবে এ চলতে, চলতে আমি না সামাজিক চেয়ে
না। হু। আহ!
দৃষ্টিভঙ্গি আছে বা সামাজিক যে বিচার বলে বা আ অবস্থানগত যে জায়গাটা আছে, সেখানে আমি দেখলাম আমি বেশ পিছিয়ে পড়েছি। এই ধরুন আমি এখন, আমার সাথে যারা ছিলেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে, তাদের অনেকের সাথেই যদি আমি মানে তুলনা করতে চাই না তারপরেও তো একটু যদি আ চিন্তা করি। অনেকে আমার চেয়ে প্রায় ৩ ৪ ৫ ধাপ পর্যন্ত এগিয়ে গেছে। অনেকে আ দেখা যাচ্ছে একটা বড় প্রতিষ্ঠানের আ খুব সিনিয়র পজিশনে চলে গেছে। আ অথচ আমি দেখা যাচ্ছে অ্যা এক্সিকিউটিভ থেকে মাত্র একটু সিনিয়র এক্সিকিউটিভ পজিশনে আছি। তো উম দেখা যায় না, হয় না এমন যে বিভিন্ন সামাজিক আ অনুষ্ঠানে তাদের সাথে দেখা হয়। তারপরে গেট টুগেদারে তাদের সাথে দেখা হয়। তখন তারা হয়তো গাড়ি থেকে নামতেছে, নিজের গাড়ি থেকে নামতেছে। তাদের পোশাক-আশাক বলুন, তারপরে নিজের ভিতরে যে কনফিডেন্সটা দেখা যায়। আ তারা যতটুকু, অ অনেক সময় দেখেছি যে আমাদের বন্ধুবান্ধবদের যদি কোনো আ অনুষ্ঠান হয়, তখন তারা নিজেরা অনেক টাকা উম কন্ট্রিবিউট করতেছে। চাঁদা হিসেবে কন্ট্রিবিউট করতেছে। সেখানে আমি হয়তো রেজিস্ট্রেশনের টাকা দিতেই অনেক সময় হিমশিম খেয়ে যাচ্ছি। তো এই যে বিভিন্ন বিষয়ে কি সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু পিছিয়ে আছি। নিজের কাছে একটু মাঝে, মাঝে ছোট লাগে। তো অ্যা একটু নিজেই নিজেকে একটু যাচাই করে দেখলাম যে আসলে আমার ভিতরে যে স্পৃহাটা না, নতুন কোনো চ্যালেঞ্জ নেয়া বা নতুন একটা দক্ষতা শিখতে চাওয়া বা নতুন কোনো কাজের পরিবেশে আ নিজেকে উপস্থাপন করা, এটা আমার কেমন জানি একটা অস্বস্তি লাগে। অ্যা হয় না, একটু ভয় লাগে বলতে পারেন। অস্বস্তির চেয়ে আমার মনে হয় ভয় শব্দটাই বেশি গ্রহণযোগ্য হবে এটা। তো এসব ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে?
আহ আহ জি। উম হু। আচ্ছা। আচ্ছা। আম এটা শুনে আসলে খারাপ লাগলো যে, আপনি আপনার বন্ধুদের সাথে নিজেকে এ তুলনা করে অনেক সময় নিজের মধ্যে একটা হীনমন্যতায় ভুগছেন। আ ব্যাপারটা আসলেই অ্যা অ মানে খারাপ লাগার মতোই। তো সবার আগে আমি যেটা আসলে বলতে চাই যে, উম আসলে সব মানুষকে যে সব বা কিছু করতে পারতে হবে বা, সবাই একইভাবে তার ক্যারিয়ারে এক্স আ excel করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আ কিছু, কিছু মানুষ অ্যা কিন্তু থাকে যারা কোন rat race এ যেতে চায় না। যারা শুধুমাত্র একটা আম আরামদায়ক জীবন আ যেখানে তার আ বেসিক নিডসগুলো ফুলফিল হচ্ছে এবং সে পরিবার নিয়ে এ খুশিতে আছে, এরকম, এতটুকু হলেই কিন্তু অনেকে আছে নিজেকে এটাকে এনাফ মনে করে। তো আপনি যদি সেই ক্যাটেগরির মানুষ হয়ে থাকেন, তাহলে এটা কিন্তু দোষের কিছু না। আপনার এরকম ভাবনা হতেই পারে। সবাইকেই যে একেবারে অনেক আ এ corporate আ ladder এই উঠে অনেক উপরে যেতে হবে। এই ধরনের ambition থাকতে হবে, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। আসলে নিজের মানসিক শান্তি, আ নিজের আ ভালো লাগা অ্যা এইগুলোকে আসলে নিয়ে মানসিকভাবে কনটেন্ট ফিল করাটা আসলে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আর আহ যেটা আপনি বললেন যে, আপনার অনেক সময় মনে হয় বন্ধুরা অনেক এগিয়ে গেছে বা, আপনি আ পিছিয়ে পড়েছেন। তো এটা যদি আসলেই মনে হয়ে থাকে এবং আপনি যদি সত্যি নিজের জন্য ফিল করেন। এটা বন্ধু-বান্ধবদের জন্য না যে কারো কাছে আপনি বলতে পারছেন না। এই কারণে এ ফিলিংসটা যদি আসে, তাহলে আমি বলবো আ অন্যকে খুশি করা বা, অন্যের আ কাছে আ এম অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য আসলে কিছু করার তেমন একটা প্রয়োজন আ আছে বলে মনে হচ্ছে না। আ আপনি যদি নিজে মনে করেন যে, না, আপনার জীবনে আপনার আগানো উচিত, আপনার নতুন কিছু একটা শেখা উচিত। শিখলে এটা আপনার জীবনের জন্য ভালো হবে। আপনার নিজের ভালো লাগবে যে আপনি এই কাজটা কর করতে পেরেছেন, শিখেছেন। যদি সেরকম কিছু হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই সেটার দিকে মনোযোগী হন। সেটার দিকে আপনি চিন্তা করেন যে, কিভাবে কি করবেন? কিভাবে আগাবেন? আ জিনিসটা সবসময় সেলফ স্যাটিসফ্যাকশন এর মধ্যে যদি থাকে, আমার কাছে মনে হয় সেটা বেশি ভালো। আ এটা কখনোই যেন people pleasing এর দিকে চলে যায় না। আর মানুষ কি বলবে? মানুষের কি মন্তব্য? এইটার অ্যা যেন কনসার্ন না হয়। আ সেই দিকেই আসলে আমি বলবো যে ও ওইভাবে যদি চিন্তা করেন, ব্যাপারটা আপনার জন্য হয়তো ভালো হবে।
চই আচ্ছা। জি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম। জি, জি। আচ্ছা। বাহ! আ সুন্দর, সুন্দর কিছু কথাও বললেন। আমার এ নিজের মধ্যে একটা ভালো লাগা তৈরি হলো এবং আ একটু স্বস্তি বোধ করছি। আসলে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অন্যদিকে উন না তাকিয়ে বা, অন্যের সাথে তুলনা করে আমি আসলে ওই স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি ম্যা পাবো না বরং আমি না ওইযে পড়লাম যে, আমি যা করতেছি তাতে আমি সন্তুষ্ট থাকি বেশিরভাগ সময়। আর আ সেটা যে একদম স্বাভাবিক একটা বিষয়, সেটা আপনার কথাতে উম বুঝতে পারলাম। আ অনেক সময় নীতির মনে, মনে একটু খারাপ লাগতো যে, আমি যেভাবে চলছি, এটা কি আদৌ আ সঠিক আছে কিনা? তো আপনার কথা শুনে বেশ স্বস্তি পেলাম, যেটা বলছিলাম। তবে হ্যাঁ, আ যেহেতু আসলে দেখুন, চারিপাশে তো খরচ বেড়ে যাচ্ছে। তো উম নিজের যেভাবে সংসারটা চালাই, সেদিকেও আমাকে একটু দেখতে হচ্ছে। যার কারণে দেখা যায় আ যে বেতনটা পাই, সে বেতনে অনেক সময় টানাটানি হয়ে যায়। তো ঐ কারণেই আবার নিচচে একটু উম চিন্তা করছিলাম যে আরো কিছু স্কিল বাড়িয়ে যদি আমি আরেকটু আ ভালো জায়গায় যেতে পারতাম, তাহলে হয় না? যে ঠিক তুলনার জায়গায় না বরং একটু উম বেটার থাকার জন্য ওই কাজটা আমি করতে পারি। তো যেমন একটু আমি ধরেন গবেষণার কাজ করি তো। তো ভাবছিলাম যে এখন ইদানিং অনেকেই আধুনিক কিছু সফটওয়্যার ব্যবহার করে। তো সেই সফটওয়্যারগুলো শিখতে শিখবো কিনা? সেই সফটওয়্যারগুলো যদি আমি কাজে লাগাতে পারি, সেটা হয়তোবা আমার জন্য ভালো হবে। তো সেই বিষয়টার জন্য একটু ভয় পাচ্ছিলাম। সেটা নিয়ে যদি কিছু বলতেন আমাকে।
জি। ছা আচ্ছা। হ্যা, হ্যা। আ আচ্ছা যদি এমনটা হয়ে থাকে যে আপনি আপনার আ নিজের আ মোটিভেশনে নিজে থেকে মোটিভেট হয়ে নিজের আ সেলফ ডেভেলপমেন্ট এর জন্য কিছু করতে চান, কোন একটা স্কিল শিখতে চান অবশ্যই সেটা আপনি শিখতে পারেন। আ অবশ্যই সেটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। আপনি যেমন বললেন যে আপনি গবেষণার কাজ করে থাকেন তো গবেষণার কাজের জন্য কিন্তু উ যদি আমি জানি না অবশ্য আপনি কী ধরনের গবেষণার কাজ করে থাকেন? যদি সেটা উম ফাইনান্স রিলেটেড বা ইকোনমিক্স রিলেটেড এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আ এসকিউএল, আর স্টুডিও এই ধরনের সফটওয়্যারগুলো সম্পর্কে যদি আপনি ধারণা রাখতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা সুবিধা হবে। আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন এই ধরনের সফটওয়্যারগুলো শেখা যায় কিনা।
উম হু। আচ্ছা। ওকে আ নিশ্চয়ই। আমি আসলে হ্যাঁ, আমি যে কাজটা করি গবেষণার কথা বললাম এটা আ যদিও অ অনেকটা সোশ্যাল রিসার্চ এর মধ্যে পড়ে। কিন্তু আ একটা ফাইন্যান্সিয়াল এনালাইসিস ও এখানে থাকে আ আসলে। যেমন ধরেন আ বিভিন্ন এলাকার আ যে কৃষি পণ্য উৎপাদন হয় সেটার ইকোনমিক ভ্যালু নির্ধারণ করা। আ তারপর কত টাকায় বিক্রি হলো? কত টাকায় কেনা থাকে? তারপর সেটা প্রফিট মার্জিন কত? কিছু ফাইন্যান্সিয়াল পার্টস সেখানে আ জড়িত থাকে। তো আমিও শুনেছি যে আর্ স্টুডিওর কথা বললেন। তো আমার অনেকগুলো কলিগ আছেন যারা আর্ স্টুডিও তে আ তারা বিভিন্ন ধরনের কোর্স করতেছেন। আমি না ওই যে একটু ভয় পাচ্ছিলাম যে আমি তো যদি এটা শিখে যদি ঠিকঠাক মতো শিখতে না পারি বা নতুন একটা জিনিস সেটা আমি আ আদো পারবো কিনা? ওই যে বললাম না ১ম দিকে আমি একটু কমফোর্ট জোন এর বাইরে যেতে আ অস্বাচ্ছন্দ্য বোধ করি। স্বাচ্ছন্দ্য লাগে না। তো উম সেক্ষেত্রে একটু মনের মধ্যে, যে ভয়টা থাকে সে কারণে এগোনো এগোনো যাচ্ছে না। তবে আপনার কথা শুনে বুঝতে পারলাম যে না আমি হয়তোবা এটা একটা আ ট্রাই আউট করে দেখতেই পারি আরকি। তো সেজন্য কি আমার কোন আ নিজে, নিজে শিখতে পারবো? না কোনো একটা কোর্সের মাধ্যমে ভর্তি হওয়াটা ভালো হবে?
আহ অবশ্যই। আচ্ছা, প্রথমত আপনি যদি বেসিক আ জিনিসগুলো, আপনি একটু YouTube ঘাটাঘাটি করে প্রথমত একটু শেখার চেষ্টা করেন। যেমন আ SAP, Oracle, RStudio, SQL এই ধরনের অ্যা যদি সফটওয়্যারগুলো সম্পর্কে আপনি ধারণা রাখতে চান, তাহলে কিন্তু আপনি YouTube এ অনেক টিউটোরিয়ালস পাবেন। যেখান থেকে আপনি প্রথমে একটা ধারণা তৈরি করতে পারেন। এরপর যদি আপনার মোটামুটি একটা বেসিক ধারণা হয়ে যাওয়ার পরে, তখন আপনি কোনো প্রফেশনাল এর কাছে যেয়ে কি ভাল মতো জিনিসটাকে আরেকটু আয়ত্ত করার জন্য একটা ছোটখাটো ট্রেনিং কোর্স করে নিতেই পারেন। সেটা কিন্তু আপনার জন্য হেল্পফুল হবে।
আচ্ছা। হুম, উম শুনে বেশ আ এখন স্বস্তি বোধ করছি। আসলে ঐযে মা আরেকজনের একটা মতামত পেলে না, আস নিজের জীবনের সামনের পথগুলো অনেকটা পরিষ্কার হয়ে যায়। আপনি সুন্দর কিছু পরামর্শ দিলেন। এখন আমার কাছে হা আগামী আ নিজের ভিতরে যে একটা অস্বস্তি ছিল, সেটা অনেকটাই দূর হয়ে গেছে। আমি অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি এবং আ যে বা সফটওয়্যারের শেখার যে পরামর্শটা দিলেন, এটাও আমার অনেক কাজে লাগবে। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আপনার সুস্বাস্থ্য এবং শুভকামনা জানাচ্ছি।
আহ তো অনেক ধন্যবাদ আর আপনার জন্যও অনেক শুভ কামনা থাকল, যেনো আপনিও আসলে যেভাবে নিজের জীবনটাকে দেখতে চান, সেভাবেই দেখতে পারেন।